হুম, হুম, হুম, এটাই, এটাই। তো তারপর হচ্ছে আসলে আমার এসএসসি রেজাল্ট দিল, রেজাল্ট খুব ভালো করলাম। তো ভাবলাম যে আসলে, "কলেজে তো আসলে এখন ভর্তি হইতে হবে। তো এখন সবাই যে সরকারি কলেজে ট্রাই করে।" তো আমিও সরকারি কলেজে আসলে আমার আ আমার বাসা ছিল তখন সিলেটের দিকে। তো সিলেটে হচ্ছে আমি একটা সরকারি কলেজে ট্রাই করি। হ্যা, তো সিলেটে সরকারি কলেজে হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আ যেটা ঝামেলা হইছে, তো আমার আসলে হচ্ছে যে ঢাকায় একটা ভালো কলেজ আছে। আ ঢাকায় একটা ভালো কলেজ সেখানে অ্যাডমিশন দিয়ে চান্স পেতে হয়, নটরডেম কলেজ আরকি। তো আমিও হচ্ছে চিন্তা করতেছিলাম, আ "আমি তো ভর্তি হব না।" মানে এটা এখানে নাকি শুনছি সু স্কুলে থাকতে শুনছি যে, অ্যা সবাই এই কলেজে নাকি অনেক পড়ালেখা করা হয়। মানে এত পড়ালেখা করতে তো ভালো লাগে না। আমি পড়ছি সরকারি স্কুলে, আমি পড়ব সরকারি কলেজে। এ এই কলেজে তো যাওয়ার কোন মানেই হয় না। "এটা আমি কখনো যাব না এই কলেজে।" হ্যা? তো আমি আসলে ওখানে দেখলাম আমার য বন্ধুবান্ধবরা
হুম। ট্রাই করে, হ্যা। ট্রাই করেন, হ্যা। সেটা ঠিক কেমন? হুম। হ্যা, সেটা তো আছে। হ্যা, সেটা তো হয়ই। <chuckles> সরকারি কলেজে। তার পরবর্তীতে কি এমন হয়? যে, আপনার আসলে যে অভিজ্ঞতার ব্যাপারটা আসলে আপনি বদলে নিলেন যে, সরকারি কলেজ থেকে আপনি যে নটরডাম কলেজ এ পড়বেন না। কারণ এখানে কিন্তু পড়ালেখার মানটাও বেশ ভালো এবং এখানে কিন্তু পড়ালেখা করতে হয়। তো তারপর ঠিক আপনার অভিজ্ঞতায় কি পরিবর্তনটা আসলো?
<chuckles> হ্যা। তো আমি দেখলাম যে আমার বন্ধুবান্ধব এটা নিয়ে কোচিং করতেছে। তারা হচ্ছে যে, নটরডেমে অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং অ কোচিং করা লাগে। তারা কোচিং করতেছে। আমি কোচিং-টোচিং কিছু করি নাই। আমার গ্রামের বাড়ি আবার হচ্ছে একটু অন্যদিকে আরকি, চিটাগংঙ্গের দিকে। তো আমি আসলে আ তো আমার বাবা বলল যে, আমি ফর্মও তো ফিল আপ করতে চাই না। বাবাই ফর্ম দেখছে, সবাই ফিল আপ করতেছে, সেও বলল যে, "তোমারটাও ফিল আপ করে রাখি।" তো আমার বাবা আমারে বলল যে, "সবাই ফিল আপ করে তুমি আমার ফিল আপ করে, তো যখন চিটাগংঙ্গে যাবা, তখন ঢাকাতে এক্সামটা দিয়ে যেও।" ঠিক আছে? তো ঢাকায় গেলাম, এক্সাম দিলাম। দেওয়ার পর হচ্ছে চিটাগংঙ্গে ২ দিন থাকলাম, থাকার পর চলে আসলাম। মানে ৩ দিন পর রেসাল্ট দেওয়ার কথা, আমি হচ্ছে, আমিতো শিওর চান্স তো হবেই না এখানে। "এটা আমি পড়ালেখা করি নাই, কিছু করি নাই। আমি ২ মাস, ৩ মাস বইয়ের সাথে সম্পর্ক নাই। আমি কেমনে চান্স পাব?" আমি অ তে বাদ দিয়ে বাসায় চলে আসছি যে, পরের দিন রেসাল্ট আমি ১ দিনও ওয়েট করি নাই যে, "না, দেখে যাই রিসাল্ট।" আব্বা বলছিল যে, "রেজাল্টটা দেইখা যাও।" পরে আমি বলছি, "না, আমি ওয়েট করব না আমি চলে আসব বাসায়।" তো চলে আসছি বাসায়, সিলেটে চলে আসছি। এর পরের দিন রাতে হচ্ছে ভাত খাইতে বসছি, এমন সময় আমার বন্ধু কল দিছে, দিয়ে বলে যে, "তোর টা তো নটরডেমে চান্স হয়ে গেছে।" আমি মানে এটা, এটা কেমন কথা? মানে আমি স্বপ্ন মানে, আমার একটা স্বপ্ন ছিল আমি সিলেটে পড়ব, একটা সরকারি কলেজে পড়ব, ঘুরে বেড়াবো। আ বন্ধু-বান্ধবের সাথে ঘুরবো, কি করবো?
আচ্ছা। হুম। অন্য দিকে, হ্যা। ফিল আপ করছে, হ্যা। ফিল আপ করো, হ্যা। দিয়ে যেও, হ্যা। আচ্ছা, পরবর্তীতে কি হয়? হ্যা। <chuckles> নাই, হ্যা। করেন নাই, হ্যা। <chuckles> নটরডেমে চান্স হয়ে গেছে। হ্যা, হ্যা, হ্যা। হুম। না, এটাকে তো বেশ একটা মানে বলা যেতে পারে, একটা অভিজ্ঞতা। যেখানে আসলে আপনি, একটা জিনিস আপনি চাচ্ছেন না বা বলা যেতে পারে যে, চেষ্টার ব্যাপারটা আপনি চাচ্ছেন না। আপনি কিন্তু এটা অনেকবারই করেছেন বা বলা যেতে পারে, আপনি যেহেতু সিলেটের অধিবাসী। তো আপনি কিন্তু ওখানে কিন্তু আসলে পড়তে চেয়েছিলেন কারণ, ওখানে আপনার বাসাও কাছে বা পরিবারের ব্যাপারটা কাছে। মানে মনের যে খেয়াল-খুশির যে ব্যাপারটা, ওটা কিন্তু আপনি ওখানে করতেই পারতেন। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বাবার কথা শুনে, আপনি যেহেতু এ চিটাগং এ বেড়াতে যাওয়ার কথা ছিল, আপনার গ্রামের বাড়িতে। তো সেক্ষেত্রে ঢাকা হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার কথাটা বলে এবং আপনি কিন্তু দেন। পরবর্তীতে দেখেন যে, আপনার এটা নিয়ে কিন্তু কোনো আশা নাই, কিন্তু পরবর্তীতে দেখলেন যে চান্স হয়ে গেছে। তো তারপরে ঠিক কি হয়?
হুম। হুম। হ্যা, হ্যা।